দেখুন যাদেরকে আম এইটা যেহেতু আমাদের একটা সংস্কৃতি হয়ে গিয়েছে যে পরিবার আসলে এইসব বিষয়ে এত গুরুত্ব দিতে চায় না বা এটা কিন্তু আমরা একটা আমার কাছে মনে হয় যে আমরা অনেকখানি পিছিয়ে আছি। সংস্কৃতি না, এটা কিন্তু আমাদের পিছিয়ে পড়ার একটা দিক। তো এই যে আমাদের পরিবার আসলে এই বিষয়টা বুঝতে চায় না। বা বাংলাদেশে যেইটা হয়, সচরাচর বাঙালি পরিবারগুলোতে যেটা হয় আ বা ব্রাউন ফ্যামিলি বলুন। ব্রাউন ফ্যামিলিতে যেইটা হয় সচরাচর যে হচ্ছে পরিবার আসলে এই বিষয়গুলো বুঝতে অনেক সময় নারাজ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আ বেরিয়ে আসা উচিত এবং যারা আসলে এই ধরনের পরিবারে বিলং করে তাদেরকে আরেকটু স্ট্রং হতে হবে বা তাদের কিন্তু আসলে এখানে প্রফেশনালদের হেল্প নেওয়া যেতে পারে আ প্রফেশনাল হে কিছু হেল্প যেমন ধরেন সাইকিয়াট্রিস্ট আছে, যেমন আ মনোরোগ বিশেষজ্ঞরা আছেন তাদের কাছে কিন্তু গেলে আ তারা কিন্তু অনেকখানি উপকৃত হতে পারেন এবং আ নিজেদেরকে আসলে সেই পুনরায় অনুপ্রেরণা ফেরত দিতে পারেন।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। অবশ্যই। বুঝতে পারছি। বেশ দারুণ করে বললেন। আন জ্বি, বেশ দারুণ করে বললেন, আ আপনার আ এই বিষয়ে পর্যবেক্ষণ বা মতামত সত্যিই প্রশংসনীয়। আ কিন্তু একটু আগে বলছিলেন যে পরিবার বুঝতে চায় না বা বুঝতে পারে না। বা হয়তোবা বোঝার চেষ্টাও করে না। তো সন্তান তো পরিবারের অনেক বড় একটা অংশ, খুবই আদরের। তো তাদের এই ধরনের সমস্যা হওয়ার পরেও কেন পরিবার আসলে বুঝতে চায় না? আপনার কাছে কি মনে হয়?
নিশ্চয়ই। আ দেখুন আমরা কিন্তু যে সংস্কৃতি থেকে বেড়ে উঠেছি যে অ্যা একটা মানুষের জীবনে একটা ৩য় পক্ষের জন্য সমস্যা আসবে। হ্যাঁ, এই সংস্কৃতির সাথে আমরা কিন্তু আ পরিচিত না বা Used to না। বা আমাদের যারা বাবা-মারা আছেন হয়তোবা আরেকটা জেনারেশন পর আ এই যে এই জেনারেশন গ্যাপটা আছে সেটা চলে যাবে। অ্যা কিন্তু এখন যে জেনারেশন গ্যাপটা আছে সেটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর এইখানে কাজ করছে এবং আ দেখা যাচ্ছে যে আমাদের বাবা-মারা কিন্তু এইসব বিষয়ের সাথে Used to না এবং আ এইসব বিষয়ের যে একটা সমস্যা হতে পারে একটা ছেলে বা একটা মেয়ের যে আ তারা কিন্তু সাফার, মেন্টালি সাফার করতে পারে; এই বিষয়টা নিয়ে কিন্তু তারা আসলে সেইভাবে চিন্তা করে না। এই কারণে
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বুঝতে পারছি। একদম ঠিক। হ্যাঁ। কিন্তু তারাও তো একটা সময় এই বয়সটা দেখেছে বা একটা সময় এই ধরনের সমস্যা তারাও হয়তোবা সম্মুখীন হয়েছে। বা না হলেও তাদের অভিজ্ঞতা যেহেতু আমাদের অ্যা জীবন থেকে অবশ্যই বেশি। তো তাদের কি আ মানে এই বিষয়টা বোঝা আরো সহজ বা তাদার তারা যদি চায় তাহলে তাদের জন্যে কি এই বিষয়টা সমাধান করা আরো বেশি সহজ না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।

আ আসলে দেখুন অনুপ্রেরণা কমে আসার বিষয়টা, আ এই যে আমার যে অভিজ্ঞতা থেকে বলছিলাম যে, আমার ক্রিকেটের প্রতি একটা মো অনুপ্রেরণা ছিল। সেটা চলে এসেছে আমার যে অন্য জীবন, পড়াশোনার জীবন, সেটার প্রতি একটা আ চাপের কারণে এবং পরিবার থেকে একটু মোটি মোটিভেটেড হওয়ার কারণে। তো এইভাবে কিন্তু আসলে বিভিন্ন কারণে আপনার অনুপ্রেরণা কমে আসতে পারে। আপনি হয়তোবা আ পর্যাপ্ত পরিমাণে লজিস্টিক সাপোর্ট নাও পেতে পারেন, কোনো একটা কাজ করার সময়। তখন আপনার হয়তোবা অনুপ্রেরণা কমে যেতে পারে বা আপনার আশেপাশের মানুষ বা আপনার যে টিমমেটরা আছে, তারা হয়তো আপনাকে আ পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করতে নাও পারে। তখনই একটা কাজ করতে আপনার অনুপ্রেরণা কমে যেতে পারে। তো বিভিন্ন ক্ষেত্রে আসলে বিভিন্নভাবেই একটা মানুষের অনুপ্রেরণা কমে যেতে পারে।
আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। সেটা তো অবশ্যই। হ্যাঁ, হইতে পারে। অ্যা সেটা আ অবশ্যই আপনি যেমনটা বললেন, কারণ তো অনেক থাকতেই পারে। আর হা যেহেতু মানুষ, মানুষের মনও সবসময় যে একই রকম থাকবে, এমনটাও না। তো য যখন দেখেন যে আপনার অনুপ্রেরণা কমে আসছে বা আপনি যেমনটা আশা করছিলেন, তেমনটা হয়তোবা পাচ্ছেন না। ওই যে মনে হয় না? যে, মনটা সায় দিচ্ছে না বা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। তো সেইসব ক্ষেত্রে আসলে কি করেন বা কিভাবে আগান, নিজেকে নিয়ে?
নিশ্চয়ই। একদম, একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে না। দেখুন, যখন আসলে অনুপ্রেরণা কমে যাচ্ছে বা আ যেভাবে চাচ্ছি, সেভাবে পাই না বা ধরুন হচ্ছে আ নিজের আ একটু মোটিভেশনটা কমে যাচ্ছে। তখন কিন্তু আসলে আমি নিজেকে চেষ্টা করি যে, পুনরায় আবার নতুন থেকে শুরু করা এবং আ একটা কিন্তু আ আমি রিসেন্ট টাইমে আমি চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম। তো একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আপনাকে। তো সেই চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, এ্যা আমি কিন্তু অনেকখানি একটা সময় আ ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিলাম। নিজ থেকেই কিন্তু আমি গিভ আপ করার মত একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছিল বা একটা এরকম অবস্থা চলে আস চলে আসছিল। ঠিক সেই সময়টাই কিন্তু আসলে দেখা গিয়েছিল যে, একটা এ্যা ভারতীয় মুভি বের হয়েছে, "12th Fail" তো এইটা দেখে কিন্তু আমার মধ্যে আবার অনুপ্রেরণা চলে এসেছে। একটা মানুষ আসলে এতটুকু কষ্ট করে, সে নিজের আ আকাঙ্ক্ষিত গোলে চলে
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। ও! আচ্ছা। বিরাট ব্যাপার। ওকে। ওহো! বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। তো আপনার জীবনের আশেপাশে এত ঘটনা ঘটে বা আপনি নিজেও কাজের ক্ষেত্রে অবশ্যই অন্যান্য সময়ে, অনেক আ নিজের ভেতর থেকে অনুপ্রেরণা বোধ করেছেন। কিন্তু এই ক্ষেত্রে কি এমন আলাদা ছিল? যে, একদম নিজে থেকেই কাজটা করতে পারলেন না। অন্য কোন সিনে বা, বা অন্য কোন মাধ্যম থেকে যে আপনাকে অনুপ্রেরণা নিতে হইলো। এইটা কেন?
নিশ্চয়ই।